উফ! <exhales> বাইরের অফিসের কাজের চাপে এত বেশি ক্লান্ত হয়ে পড়ছি ইদানিং কোনোভাবেই নিজের যত্ন নিতে পারছি না।
তাই? কি হচ্ছে এ আপনার জীবনে আর, আরেকবার শুনে একটু হতাশাগ্রস্তই মনে হচ্ছে।
উম বলা চলে যে অফিসের কাজের চাপে এত বেশি ক্লান্ত হয়ে পড়ছি। উজ অফিসের কাজের চাপটা এত বেড়েছে রিসেন্টলি যে কারণে আমি যে একটু নিজের শরীরের খেয়াল নিবো, একটু যে নিজের যত্ন নিবো। এবং সেক্ষেত্রে যে আ ছোট, ছোট যে আ সাধারণত মন চায় যে একটু বাইরে যায় হেঁটে আসি। একটু বাহিরে এ যেয়ে আ সময় কাটিয়ে আসি, একটু আ মানসিকভাবে একটু নিজের শান্তির একটা যে জায়গা খুঁজে নিবো। এই এতটুকু কোনভাবেই নিজের জীবন থেকে বের করতে পারছি না। নিজের কাজের চাপের কারণে।
জ্বী। আচ্ছা। না এটা কিন্তু আসলেই জরুরি, বাইরে একটু হলেও সময় কাটানো, একটু হু হাঁটাহাঁটি করা। আপনি যদি একটু আমাকে আরেকটু পরিষ্কার করে একটু খুলে বলেন যে আসলে কি হচ্ছে? কেন হচ্ছে? আপনি কি আগে সবসময় হাঁটতেন? এখন হাঁটতে পারছেন না? এরকম কোন সমস্যা নাকি? হঠাৎ করে শুরু করতে চাচ্ছেন? কি কারণে শুরু করতে চাচ্ছেন? কি হচ্ছে আসলে আপনার জীবনে একটু বলবেন নাকি?
আ এটা বলতে গেলের যে হ্যাঁ আমি আগে যখন আসলে বা ইউনিভার্সিটি স্টু বা স্টুডেন্ট ছিলাম ইউনিভার্সিটি লাইফ এ বা তারও আগে আ ছোট থেকে হাঁটার অভ্যাসটা আমার আ দীর্ঘদিনের। হাঁটাহাঁটি করা বা একটু জিম করা। জিম বলতে ওরকম আ কঠিন আ আসলে ও ই ইন্সট্রুমেন্ট ইউস করে সেরকম না, ফ্রি হ্যান্ড যে জিম গুলো রয়েছে, ফ্রি হ্যান্ড যে এক্সারসাইজ গুলো রয়েছে। সেগুলি একটু আ করতে আ ভালোবাসি বা ছোট থেকে আসলে ওটার অভ্যাস আছে। কিন্তু যখন পাশ করে বেরোয় এখন যখন জব লাইফ এ ঢুকে গিয়েছি, আ দেখা যাচ্ছে যে চাকরির পাশাপাশি, অফিসের কাজের পাশাপাশি এইর এই যে ছোট থেকে যে রুটিন টা মেইনটেইন করতাম এ সেটা আসলে কোনভাবেই আ হয়ে উঠছে না। কারণ আমার অফিসের আ টাইমিং হলো সকাল প্রায় ৮:০০ -র দিকে। তো আমাকে ঘুম থেকে উঠেই দ্রুতই আ ফ্রেশট্রেশ হয়ে অফিসের জন্য বের হয়ে যেতে হয়। আবার ফিরতে, ফিরতে দেখা যাচ্ছে যে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর সারাদিন অফিসের কাজ, অফিসের মিটিং সবকিছু শেষ করে এসে সন্ধ্যায়ও আর হাঁটার যে এনার্জি টা বা এটা আর হয়ে ওঠে না। মূলত আসলে এইজন্যই এই হাঁটার আ অভ্যাসটা এখন করে উঠতে পারছি।
জ্বী। হুম, হুম। আচ্ছা। হুম। জি। হুম, হুম। জ্বী। হুম। বুঝতে পেরেছি, আপনি তাহলে প্রধানত হাঁটতেই চাচ্ছেন আপাতত, মানে ছুট খুব ছোট্ট করেই শুরু করতে চাচ্ছেন, এটা কিন্তু ভালো। আপনি মানে শুরুতেই খুব বড় কোনো লক্ষ্য নেন নাই। স্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য সচেতন হচ্ছেন, কিন্তু প্রধানত হাঁটাটাই শুরু করে দিতে চাচ্ছেন, তাই তো আমি যদি ঠিক বুঝে থাকি?
হুম, হুম। আ হ্যাঁ, বা হাঁটা দিয়েই শুরু করি কারণ ছোটতে তো আসলে, ১ম এ একবারে তো সবকিছু করতে পারিনি। অ্যা ১ম এ হাঁটাটা দিয়েই শুরু করেছিলাম। এখনো মনে আছে যে আমি ছোটবেলায় আম তখন হয়তো বা উম 5, 6 এ পড়ি মনে হয়, আমি কলোনিতে যখন বড় হয়েছি, আমি কলোনিতে যেহেতু অনেক আ পরিবার একসাথে আ থাকতাম আমরা। তখন দেখা গিয়েছে যে ফজরের নামাজ পড়ার পরে, আ তখন আমরা এলাকার আ <scoffs> সবাই আ ছোট বড় মিলিয়ে সবাই হাঁটতে বের হতাম। এবং এখনো মনে আছে যে ঐ হাঁটার আ আমাদের আ রুট টা এমন ছিল যে আমাদের কলোনির পাশে আ যেহেতু একটু গ্রাম area র মতো ছিল, তো ওখানে বেশ কিছু বেয়া আ বেলি ফুল বা something, এরকম একটা কি যেন ফুল ছিল। আমরা প্রতিদিন এই শীতের সময়টাতে, প্রতিদিন আমরা ঐ ফুলগুলো আমি কুড়িয়ে আনতাম, কুড়িয়ে এনে মাকে দিতাম আমি। তে ঐ ঐ ঐ যে মজার স্মৃতিগুলো এটাও মিস করি এখন। আ যদিও এখন আর ঐরকম আর এই ওই হাঁটাটাই যে হচ্ছে না। মিস করি।
জি। হুম, হুম। জি। আচ্ছা। উহুম। বাহ! উহুম। হুম। স্বাভাবিক। না, ছোটবেলার স্মৃতি সবসময়ই খুবই আসলে আ আনন্দের, হ্যাঁ। বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এই যে এখন আপনি স্বাস্থ্যের কারণে প্রধানত হাঁটাটা শুরু করতে চাচ্ছেন, আ কিন্তু হয়তো ব্যস্ততা বা এইযে সময়ের অভাবে করে উঠতে পারছেন না। আমি যদি আরেকটু ভালোভাবে বুঝতে চাই, আপনাকে কিছু সাহায্য করার এ্যা করতে পারি কিনা দেখার জন্য। যে আপনার দৈনন্দিন রুটিনটা আসলে কিরকম? আপনি বলছিলেন যে, আপনি সকাল ৮ঃ০০ টায় অফিস যান, ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। হুম! এছাড়া. আপনি অ্যা মানে সকালে আরেকটু আগে থেকে যদি আমাকে বলেন যে, ফজরের নামাজটা পড়েন বলছিলেন বা আগে পড়তেন। এ অ্যা সকালে কখন ঘুম থেকে উঠেন থেকে শুরু করে কি কি করেন, একটু যদি আমাকে একটু গুছিয়ে বলেন আরকি, খুব ভালো হয়।
হু, হু। জ্বি, জ্বি। জ্বি, জ্বি। আব অবশ্যই, এ্যা এখন আ ফজরের নামাজ পড়া হয়। কিন্তু ঐ যে আগের যে একটা ব্যাপার ছিল যে, "ওকে, অ ফজরের নামাজ পড়ে আ হাঁটতে বের হবো, হাঁটব।" তারপরে এসে হয়তোবা স্কুলে যাওয়ার জন্য একটা প্রস্তুতি থাকত। কিন্তু এখন কেনো জানি জানিনা, যে এখন এই নামাজ পড়ে হাঁটতে বের হওয়ার যে তাগিদটা বা বের হওয়ার যে আ একটা ইস অ্যা তৃষ্ণাটা, এইটা কেনো জানি হারিয়ে গিয়েছে। এখন এইটা বয়সের কারণে হয়েছে কিনা জানি না। ছোটবেলায় হয়তোবা অনেক আম একটু ক্ষুধা ছিল। কিন্তু এখন হয়তোবা একটু আরামপ্রিয় হয়ে গিয়েছি। সেটাও হতে পারে। অ্যা আমি আসলে বলতে পারছি না। কিন্তু এখন আসলে ওই যে তাড়নাটা, ঐ তাড়নাটা এখন মিসিং আছে। এটা বুঝি যে, তাড়নাটা নেই। এটা আমার মানসিকভাবেও আঘাত করে যে, কেনো তাড়না থাকবে না? আমার তো এটা আমার নিজের জন্য ভালো হতো।
জ্বি। হু, হু। হুম। বুঝতে পেরেছি। না আসলেই। তারপর আ সকালে উঠে তারপরে আপনি ঐ ৮ঃ০০ পর্যন্ত তাহলে কিছুটা হলেও আপনি সময় পাচ্ছেন। ঠিক আছে। এরপর আপনি অফিস চলে যাচ্ছেন। অফিসে তো আর সারাদিন ব্যস্ততা, ধরে নিচ্ছি।
জ্বী, জ্বী।
আর আ তারপর সন্ধ্যায় বাসায় এসে কি করছেন?
আ সন্ধ্যায় বাসায় এসে যেটা হয় যে, বাসায় আসার পরে, এতটাই ক্লান
মানে বাসায় আসতে, আসতে সাধারণত কয়টা বাজে?
আ সন্ধ্যা হয়ে যায়, মানে মাগরিবের আজান পড়ে যায়। তারপরে আম ৬ঃ০০, ৭ঃ০০ এটা আসলে এখন যেমন, সাড়ে পাঁচটার মধ্যেই সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো ৬ঃ০০ মধ্যেই চলে আসি। আমি যে, ব্যা ২, ১ দিন দিন যে try করিনি বাইরে হাঁটার, আমি ঐ সন্ধ্যার পরে এসে, হাঁটার চেষ্টা করেছিলাম। কিন্তু তারপরে, এসে আর বাসায় ঠিক থাকতে পারি না, একদম ঘুম। রাতের খাবারটাও দেখা গিয়েছে যে অনেকদিন, আ খাওয়ার আর energy টা পাইনি। তো
হুম। জ্বি। আচ্ছা। ও বলেন কি! সন্ধ্যায় এসেই আপনি ঘুমিয়ে পড়েন? আচ্ছা।
হ্যাঁ। মানে ঐ যে কয়দিন, আ হাঁটার উস একটু হেঁটেছিলাম, যে ওকে বাসায় এসে একটু হেট হাঁটব, আ যেহেতু সকালে হয়নি, তো সে কয়েকদিন আর আমাকে খুঁজে পাওয়া যায়নি। আমি ঘুমিয়ে পড়েছিলাম।
হুম, হুম। জ্বি। <chuckles> আচ্ছা? ঘুমটা তো ভালই হয় তাহলে? মানে যদি ক্লান্ত হয়ে ঘুমান বা একটু ইয়ে হয়ে, তাহলে তখন তো আবার ঘুমটা খুব ভালো হবে।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, অব অবশ্যই, অবশ্যই।
উম আমি মনে হয় আপনার সমস্যাটা অনেকখানি ধরতে পেরেছি। আমি আপনাকে অল্প কিছু অ পরামর্শ দিতে পারি আর কি যদি আপনি শুনতে চান একটু? আচ্ছা। আমি প্রথমে বলবো আপনার মনটাকে একটু শক্ত করতে হবে। আপনি চাচ্ছেন মন থেকে একটা জিনিস কিন্তু সেটা পুরোপুরি লেগে থাকছেন না। এটা কিন্তু আসলে ঠিক হচ্ছে না। না এদিক না ওদিক হয়ে যাচ্ছে আর কি। একদিক জায়গায় আপনি বলছেন যে আপনি হাঁটতে চাচ্ছেন। কিন্তু, আসলে কিন্তু আপনার সময়ের অভাব অতটা না। সময়ের অভাবটা আমি বলবো আপনার কাছে হয়তো কিছুটা অজুহাত হিসেবেই আ অ চলে আসছে। হ্যাঁ? কারণ আপনি যদি আসলে ফজরের সময় উঠেন, আ সকাল ৮টায় অফিস যদি হয় তাহলে কিন্তু আপনি চাইলেই এখানে ২০টা মিনিট হাঁটার জন্য বের করতেই পারেন।
জি, জি, অবশ্যই। হুম, হুম, ঠিক বলছেন। জি, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। একদম।
So, এইটা আপনার একটা option হতে পারে। আপনি সকালে উঠেই আ যা যাই হোক আজকে আমি নামাজটা পড়েই আমার প্রথম কাজ, একটু আ বাইরে চলে যা চলে যাওয়া, একটু হাঁটাহাঁটি করা এবং আপনি এতে দেখবেন আপনার দিনটা কিন্তু ভালো যাবে।
জি। জি, ঠিক বলেছেন।
চাঙ্গা লাগবে, ভালো থাকবেন, দিনের শুরুতে করে ফেলাটা সবচেয়ে ভালো।
ওকে। জি, জি।
সেটা যদি একান্তই না পারেন, তারপরেও আমি বলবো যে হ্যাঁ অফিসে তো গেলেন। অফিসেও টানা একসঙ্গে বসে কাজ করাটা কিন্তু খুব খারাপ। অফিসে কাজের ফাঁকে, ফাঁকে অবশ্যই একটু ব্রেক নিবেন। একটু সেটাও একসঙ্গে ২০ মিনিট হাঁটতে পারবেন না। সেটা আবার impossible. সে হয়তো অ্যা একটু হেঁটে ২ মিনিটের একটা জাস্ট অফিসের মধ্যেই round দিয়ে আসলেন। বা অফিসের নিচে নামলেন, একটু হাঁটা দিলেন। হ্যাঁ? সেটাও একটু করার চেষ্টা করেন। অফিসে লাঞ্চ এর পরে, যে চে সেখানে আমি বলবো যে একটু চেষ্টা করেন ১০ টা মিনিট সময় যদি বের করতে পারেন, একটু হাঁটাহাঁটি করার। সেই ১০ টা মিনিটই কিন্তু অনেকখানি কাজে লাগবে অনেক। হ্যাঁ?
জি, জি। ওকে, ওকে। ঠিক আছে।
আর তাতেও যদি না হয়, আপনি যে এটাও দেখলেন যে অফিসে তো আসলে টাইম এর ঠিক-ঠিকানা থাকে না অনেক সময় কাজে ঢুকে পড়লে, যে প্রতিদিনের। তাতেও যদি না হয়, আপনি বাসায় যখন ফিরছেন, সেখানেও আপনার কিন্তু আরো ২ টা অপশন আছে। ১ টা হলো, এই যে বাসায় এসে একটু খাওয়া-দাওয়া করে, রেস্ট নিয়ে, তারপরে হাঁটতে বের হওয়া।
জি, জি, একদম, একদম।
রাতের খাওয়ার পরে। খাওয়ার পরে হাঁটাটা কিন্তু আপনার হজমটাও হেল্প করবে। এবং এটাও ডাক্তাররাও সবসময় বলে বা আ পুষ্টিবিদ যারা আছে, তারাও কিন্তু সবসময় বলে ঘুমানোর এটলিস্ট ২ ঘন্টা আগে খেয়ে নেওয়া এবং তারপর যদি আপনি একটু সা নরমালি হাঁটেন না, খাওয়াটাও ভালো হজম হবে, ঘুমটাও কিন্তু ভালো হবে। হুম। এটা ১ টা করতে পারেন। অথবা, আ তাও যদি না হয়, আপনার সময় নিয়ে হচ্ছে না, এ্যা এই মনটা টানছে না, সেই ক্ষেত্রে অফিস থেকে যখন বাসায় ফিরছেন, যদি বাসে ফিরেন বা সিএনজি তে ফিরেন, যেভাবেই ফিরেন বা নিজের গাড়িতে হলে তো একটু সমস্যা নিজে যদি চালান, মানে আমি বলব যে একটু আগে নেমে যান বা রিক্সায় হলেও, একটু আগে নেমে গেলেন। সো, বাসা থেকে ১০ মিনিটের দূরত্বে আপনি নেমে গেলেন। এই পথটা আপনি হেঁটে, হেঁটে বাসায় ফিরবেন। তাহলে কিন্তু আপনার সবই <chuckles> খুব সহজে, মানে খুব শর্টকাট পদ্ধতিতে বললাম আরকি!
আচ্ছা। ইনাফ। ওকে, ওকে। ওকে। আচ্ছা। ওকে। না, আপনার এই সর্বশেষের আইডিয়াটা আমার কাছে চমৎকার লেগেছে, যে বাসায় আসার আগে একটু, একটু আগে নেমে যাওয়া। এইটা আমি নিশ্চয়ই করব। ১ম এই আমি এটা করবো।
হ্যাঁ, এটা করা কিন্তু খুব সহজ। মানে এই কারণে আমি সবার শেষে আইডিয়াটা দিয়েছি। কারণ এটা করাটা কিন্তু আমি বলব যে, আপনার সবার প্রথমে করা উচিত আসলে যদি ফজরের পরে করতে পারেন। সেটা best. আপনার জন্য সবচেয়ে সহায়ক হবে সেটা। আর অফিসের ফাঁকে, ফাঁকে ব্রেক নেয়াটা তো অবশ্যই উচিত। সেটা মানে দিনে হাঁটেন, না হাঁটেন, সারাদিনে যাই করেন, তারপরেও অবশ্যই ওটা কিন্তু করবেন।
ওকে, ওকে, ঠিক আছে, ঠিক অবশ্যই, অবশ্যই। অবশ
হ্যাঁ, আর last এ যেটা বললাম সেটা আসলে খুবই শর্টকাট পদ্ধতি। সেটা যদি কোনোভাবেই কিছু না হয়, অবশ্যই সেটা করবেন। নাহলে বাসায় আসবেন, দেখবেন যে কোনো কষ্ট নাই ইনশাল্লাহ। মানে সবদিক দিয়েই manage হয়ে যাবে।
অবশ্যই এবং আ হ্যাঁ, আমি অফিসে অবশ্যই বের করতে পারবো সময়। আমি এভাবে আসলে চিন্তা করিনি আগে। বা ঐযে আপনি প্রথমেই আমার রোগটা ধরে ফেলেছেন যে আমার মন চাচ্ছে আ বা সময়টা আসলে আমার কাছে factor না, সময় আছে। কিন্তু আমার এ ইচ্ছা যে শক্তিটা বা ইচ্ছার যে ব্যাপারটা, এখানে ঘাটতি আছে। আ মন চাচ্ছে কিন্তু আমি সেটা আ করছি না। তো এইটা একটা আমার আসলেই আ সমস্যা। তো অ আপনি চমৎকারভাবে আমাকে কিছু আ দিকনির্দেশনা দিয়েছেন। এবং আমার কয়েকটা খুবই আ মানে খুবই বা ভালো লেগেছে যে আমি এই কাজটা যেটা আপনি সবার শেষে বলেছেন, আমি সেটাকে আগে করার জন্য খুব উঠেপড়ে লাগছি। কাল কালকে থেকেই হয়তোবা সেটা করবো। কারণ হ্যাঁ, এবং আমি আ এটা আমি ক কখনো আসলে চিন্তাই করিনি যে এভাবেও তো করা যায় যে বাসায় আসার আগে আমার destination এর আগে একটু নেমে যেয়ে আমি আ হেঁটে চলে আসছি। তা আমার ঐ যে বলে যে আ রথ দেখা এবং কলা বেচা, দুটো একসাথে হয়ে যাবে। তো আমি may be সেটাও achieve করে ফেলতে পারবো। তো ইয়া ইয়া আ আমি অবশ্যই নিশ্চয়ই আমি যে মানসিক সমস্যাটা দিয়ে যাচ্ছি যে এই হাঁটাটা হচ্ছে না ছোটবেলার যে একটা সুন্দর একটা অভ্যাস ছিল যেটা আমি হারিয়ে ফেলছি। আপনার পরামর্শে আমি নিশ্চয়ই সেটা আবার ফেরত পাবো এবং আমার যে এইটা আরো, আমি মনে করি যে এইটা ঠিক হলে আমার অফিসের কাজ এবং অন্যান্য লাইফ এর যে জিনিসগুলো, অ্যা সেটাও মনে হয় এমন আরো ভালো productive way তে আমি আগাতে পারবো।
হুম। আচ্ছা। <chuckles> হ্যাঁ, এটা তো কিছু, কোনো ব্যাপারই না। সেটাই। হ্যাঁ। খুবই আনন্দের সঙ্গে। অবশ্যই, অবশ্যই। না আপনার সবচেয়ে বড় ব্যাপার আপনি তো আসলে নিজে থেকে একটা জিনিস করতে চাচ্ছেন। একটা ইতিবাচক জীবনে নিজের জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আনতে চেষ্টা করছেন, নিজে ইচ্ছা করে। মানে এটাই কিন্তু আমি বলবো সবচেয়ে বড় motivation হওয়া উচিত আপনার জন্য। মানে, তার মানে কেউ কিন্তু আপনাকে জোর করে এটা করতে বলছে না। আপনি নিজে থেকে করতে চাচ্ছেন, হ্যাঁ? তাহলে এখন আপনার এ হবে কি এটা আমি কিভাবে করতে পারি। তার জন্য আমি হয়তো কয়েকটা পরামর্শ দিলাম যার ১টা, ২টা হয়তো আপনার কাজে লাগবে হয়তো। হ্যাঁ। সেইটা যদি আপনি করতে পারেন আমি আরেকটা জিনিস বলবো যে হাঁটাটাকে তখন আর আপনি বাড়তি কিছু করছেন, এইভাবে কখনো চিন্তা করবেন না আর। হাঁটাটা আপনার জীবনের রুটিনেরই একটা অংশ যে প্রতিদিনই এইটুকু পরিমাণ আপনি হাঁটবেন। So এখন অনেক স্মার্ট-ওয়াচ পাওয়া যায়। Even ফোনেও track করা যায়, দিনে কতখানি স্টেপ হাঁটলেন। এগুলো যদি একটু ফলো করেন না, দেখবেন আপনার স্বাস্থ্য, মন, শরীর সবই ভালো থাকবে। তো আপনি ভালো থাকবেন। অনেক ধন্যবাদ। ভালো থাক
জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী। অবশ্যই, অবশ্যই।